আচ্ছা, আচ্ছা। এটা তাহলে আপনি মানে তখনো বুঝেননি, বরং বড় হয়ে বুঝতে পেরেছেন। তো এইযে যখন আসলে আপনি মানে আপনার দিনগুলা এভাবে যাচ্ছিল, বা আপনি আসলে সারারাত ধরে ফোন চালাচ্ছিলেন, তখন কি আশেপাশে কেউ ছিল না বলার মতন, যে না আসলে আ মানে এই জিনিসটা করা ঠিক না। নাকি আসলে আপনি লুকায়, লুকায়, এগুলা করতেন?
তাও ঠিক। আসলে কি? আমি যেই রুমে থাকতাম, আমার রুমে গ্লাস ছিল থাই গ্লাস। তো আমি না দেখতে পারতাম বাইরে থেকে কেউ আসছে কিনা। কিন্তু আমি ভিতরে কি করছি, এটা কেউ দেখার উপায় ছিল না। তো আমি কিন্তু মূলত লুকিয়ে, লুকিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়া চালাতাম। কারণ যদি আমি বাসে সবার সামনে চালাতাম, তখন তো আমাকে মেরে, বা বুঝে বকা দিয়ে কিন্তু বুঝাত যে, "তুমি সীমা পার করছ।" কিন্তু নিজের তো তখন বুঝটা কম ছিল, যার কারণে কি আ আরকি সোশ্যাল মিডিয়ার সীমাটা বুঝতে পারি। কিন্তু পরবর্তীতে বড় হয়ে কিন্তু আমি সেটা কিন্তু আবার ঠিক করতে পেরেছিলাম।
আচ্ছা। হুম, হুম। ওয়া ও। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো এইযে আপনি আসলে বি বড় হয়ে যে ঠিক করতে পেরেছিলেন, বা পারছেন এখন যেটা বললেন। তো সেক্ষেত্রে বা এই বিষয়টা একটু জানা উচিত, যে আপনার তখনের মানে দৈনন্দিন রুটিনটা কি ছিল? আর এখন এর দৈনন্দিন রুটিনটা কি?
তখন রুটিনটা এমন ছিল কি? যে সারাদিন তো স্কুলে ছিলাম, আ পড়াশোনা করে আসতাম, তারপর রাতে সারারাত আমি ফোন চালাচ্ছি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। কে অনলাইন থাকবে এটা নিয়ে প্রতিযোগিতা হত, যে কে কত রাত পর্যন্ত পত আ মানে অনলাইন থাকতে পারবে না, না অনলাইন থাকতে পারবে। এটা না খুব আ কুল ছিল, তখন আমাদের স্কুলে যে রাতে তুমি অনলাইন আসো। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম, যে ভালো স্টুডেন্ট যে সবসময় ভালো করে, সে কিভাবে রাতে অনলাইন থাকতো। সে কিন্তু আসলে ঘুমিয়ে যেত। কিন্তু তাই সে অ্যাকটিভ অন করে রাখত। যার কারণে বুঝতে পারতাম, আমরা যে চেয়ে জেগে আছি কিন্তু আসলে কিন্তু সে ঘুমিয়ে গিয়েছে। আর সের কিন্তু পরীক্ষার ফলাফল খুব ভালো হত। আর আমাদের কিন্তু খারাপ হত। কিন্তু এটা কিন্তু বুঝতে সময় লেগেছে। আর যার কারণে কিন্তু আমাদের আ জীবনে কিন্তু একটা খারাপ বা ক্ষতি হয়েছে কিন্তু।
হু, হু। অউচ ও জাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। ঘুমিয়ে গিয়েছে। হু।

আচ্ছা, আচ্ছা বুঝতে পারলাম। তো এইযে ব আসলে আপনি সীমার কথা বললেন বা আপনি কিভাবে দূরে থাকেন একটু যে বললেন। তো এক্ষেত্রে যদি একটু আপনাকে জিজ্ঞেস করি যে, মানে এইযে সীমা, হ্যাঁ? এই সীমাটা বলতে আসলে কি বুঝায় বা আপনি মানে কি বুঝেন এটা যদি একটু বলতেন। আর ধরেন হচ্ছে গিয়ে মানে আপনি কখন বুঝেন যে আপনি আসলে সীমাটা লঙ্ঘন করতেছেন বা আপনার আসলে সীমাটা মানে পে পেরিয়ে যাচ্ছেন; এটা আসলে কিভাবে বুঝেন?
আসলে কি আমি যদি নিজেকে বোঝানোর চেষ্টা করি যে সীমাটা কি। এই সোশ্যাল মিডিয়া থেকে সীমাটা বুঝাতে আমি চাই যে, আ আমি কতটা সময় ব্যয় করছি। যেরকম আমার কাজ আছে তাও আমি আ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। এটাতে কিন্তু আমি মনে করি যে আমি সীমাটা পার করে ফেলছি বা ভাবেন আমার কোনো পরীক্ষা বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি সেটা ফেলে আমি আ সোশ্যাল মিডিয়াতে নিজের সময় নষ্ট করছি। তো এটা দিয়েই কিন্তু বুঝা যায় যে আমি কতটা আ দূরে এসে পড়েছি বা কতটা সময় আমি নষ্ট করতেছি এই সোশ্যাল মিডিয়াতে।
হুম, হুম। জি, জি। করছেন আচ্ছা। পার করে ফেলছে। নষ্ট করছেন আচ্ছা। আচ্ছা, আচ্ছা বুঝতে পারলাম যে, আপনি আসলে মানে ব সীমাটাকে এভাবেই বে দেখেন এবং এইভাবেই কিন্তু আসলে দেখা উচিত। তো সেক্ষেত্রে ব্যা যদি একটু বলি যে, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, হ্যাঁ? সোশ্যাল মিডিয়া আপনি আসলে কবে থেকে চালানো শুরু করলেন, এটা যদি একটু মানে বিস্তারিত বলতেন যে কবে, কখন? হুম।
অবশ্যই। ই জি, জি। এটা হচ্ছে কি আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি ২০১২ থেকে। তো জি ১ম এ যদিও আমি না ছে সেইভাবে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করতে পারিনি। কারণ আ বাসা থেকে অনেক চাপ দেওয়া হতো বা অনেক কিছু করতে মানে আমাকে মানা নিষেধাজ্ঞা ছিল। বুঝছেন? যে এটা করতে পারব না বা এভাবে জি, জি, জি। কিন্তু পরে কিন্তু একটা সময় কিন্তু অনেক বেশি কিন্তু সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে যাই। আর এটা কিন্তু অনেক প্রভাবও ফেলে জীবনে।
ও! বুঝছেন না, আচ্ছা। ও! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ছোটবেলার যে সমস্যা হু, হু